আসলে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে, এখন না কেমন জানি সারাদিন ক্লান্তি লাগে। ক্লান্তির কারণে কোনো কাজ করতে পারতেছি না। আগে যে একটা শরীরে একটা শক্তি ছিল, প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারতাম। এখন ওই রকম শক্তিটা পাচ্ছি না। শক্তির সাথে, সাথে একপ্রকারের অনুপ্রেরণা, আত্মবিশ্বাস এগুলোও আস্তে, আস্তে হারিয়ে যাচ্ছে। তো জীবনের এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি সত্যি কথা বলতে কি এখন যদি আমার এমন হতে থাকে, তাহলে কিন্তু মানে আমার সামনের জীবনে কি হবে অন্ধকার ছাড়া আমি কিছুই দেখছি না। এই অবস্থা থেকে আমি আসলে কি করতে পারি এটাও আমি বুঝে উঠতে পারতেছি না। তাই আপনার কাছে আসা আর কি। আপনি যদি আমাকে কিছু পরামর্শ দিতেন আরকি যে আমার জীবনের এই বর্তমান খারাপ অবস্থাটা থেকে আমি কিভাবে উঠে আসতে পারি?
হু, হু। আচ্ছা। হুম। ওহ হো। বুঝতে পেরেছি। জি আসলে আপনি যে এই বিষয়টি নিয়ে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন তা আপনার কথায়ই বোঝা যাচ্ছে। আ আপনি যদি আমাকে আরেকটু খোলাসা করে বলেন যে আসলে আপনি ঠিক অ্যা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন?
জ্বি, আসলে আমি না মানে সারাদিন ক্লান্ত থাকি এত অপেক্ষা করলাম।
হুম।
এই ক্লান্তির কারণে অনেক ধরনের সমস্যা আমার হচ্ছে। আর ক্লান্তিটা মূলত হচ্ছে কেন? আমি আ বু যা বুঝতে পারছি আরকি। আমার ঘুমটা না ঠিকঠাক হচ্ছে না। দেখা গেছে দিনে মানে রাত
ও।
ঘুমটা কম হয়, ঘুম ভেঙে যায়। অ্যা এজন্য সকাল, সকাল উঠতে হয় আমার, তাড়াতাড়ি অফিসে যেতে হয়। তখন অফিসে আবার ঘুম আসে। আবার অফিস যখন অফিসে যখন আপনার দুপুরবেলায় একটু নাস্তা করি, ভাত খাই যখন, বাসা থেকে ভাত নিয়ে যাই আরকি। তো ওইটা খাওয়ার পরে তো আর মানে বলবেন যে নিজেকে ধরেই রাখতে পারি না, মাঝেমধ্যে ডেস্ক এ ঘুমিয়ে যাই। এই ঘুমও আবার যে খুব ভালো হয় বুঝেনই তো, যে অফিসের মধ্যে, এত চাপের মধ্যে কি আর। তো এরকম একটা রুটিন চলতেছে আমার এবং এইখান থেকে আমি ক্লান্তিতে বলতে পারেন যে আচ্ছন্ন হয়ে যাচ্ছি দিন, দিন। ই কি করব? কিভাবে এইটা কমাবো বা কিভাবে ঠিক করব? এইটাও বুঝতেছি না।
আচ্ছা। হ্যাঁ। বুঝতে পেরেছি। হুম। না আসলে আপনি যেইটি অ্যা যেই অনুভূতিটি আপনার এখন হচ্ছে বা আপনি যে সমস্যাগুলোর এখন সম্মুখীন হচ্ছেন, বিষয়গুলো একেবারে স্বাভাবিক। যে আপনার আ ঘুম যদি আসলে আ ব্যাঘাত ঘটে বা আপনি যদি আসলে অনিদ্রাজনিত সমস্যায় ভোগেন, তাহলে তো স্বাভাবিকভাবে আপনার স্বাভাবিক জীবনযাপনে একটা প্রভাব ফেলবেই। তো সেক্ষেত্রে এটি জানার আগে, আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছিলাম, যে আসলে আপনি আ আপনার যে ঘুমে ব্যাঘাত ঘটছে, এটি আসলে মূলত কী জন্য ঘটছে? এটা কি কোন ভয়াবহ স্বপ্নের কারণে? নাকি আ দেখা যাচ্ছে যে আনমনে ঘুম ভেঙে যাচ্ছে? এবং এটার আ দীর্ঘায়িত কতটুকু মানে কত ঘন ঘন হয়?
আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। না আসলে আপনি ঠিক ধরেছেন। আ ২ টা কারণই হচ্ছে ঘন, ঘন তো ঘুম ভাঙছেই। আসলে মাঝে মধ্যে এমনিই ভেঙে যায়। ঠিক আছে? কিছু বুঝি না। মাঝে মধ্যে কিছু স্বপ্ন দেখে ভেঙে যায়। ওই রাতগুলো হচ্ছে সবচেয়ে ভয়ানক আমার কাছে আরকি। আমি কি, কি যে দেখি! কোথায় গিয়েছি? দেশে যুদ্ধ লাইগা গেছে এরকম জিনিসপত্র। পাহাড় থেকে পড়ে যাচ্ছি হঠাৎ করে পড়ে গেলাম। এরকম মানে ভয়ানক কিছু স্বপ্ন দেখি বা কোনো একটা রাক্ষস এসেছে এরকম কিছু স্বপ্ন এ এ মানে আমার আসে। এগুলাও এসে আমার ঘুম ভেঙে যায়। অ্যা তো ঐদিন তো স্বপ্নে দেখেছি যে কি জানেন তো? মরুভূমির মধ্যে হাটতেছি, হাটতেছি। হেঁটে, হেঁটে আমি চোরাবালির মধ্যে পড়ে গিয়েছি। এমন একটা স্বপ্ন তারপর উঠে দেখি কি, যে আমার মানে শ্বাস শ্বাস আমি নিতে পারতেছি না। এরকম একটা অবস্থা। তাড়াতাড়ি করে পানি খেলাম। পানি খেয়ে ঐখান থেকে আবার ঘুমোতে আমার ১ ঘন্টা লেগেছিল। আমি নিজেকে কোনভাবেই মানে শান্ত করতে পারতেছিলাম। এইরকম ভাবেই ঘুমগুলো আমার ভেঙে যায়। তারপরে ঘুমটা হয় না ঠিকমত। এরপরে সকালবেলা উঠে তো বললামই যে আপনার ক্লান্তি লাগতেই থাকে আসলে।
আচ্ছা। হুম। ও। হুম। বুঝতে পেরেছি। না আসলে বিষয়টা খুবই দুঃখজনক যে আপনি আ বারবার এই যে ভীতিকর স্বপ্ন দেখছেন এবং এই যে অ্যা পাহাড় থেকে পড়ে গেছেন বা বিভিন্ন ধরনের এইগুলা অ processed ভয় আরকি আপনার ভেতরে যেটা হচ্ছে। আসলে অ্যা আপনার যে এই এ স্বপ্নগুলো এগুলা কি সবসময় একই ধরনের হয় নাকি কোন বিশেষ নিয়ম নিয়ে হয়ে থাকে?
সত্যি কথা কি জানেন তো? মানে ভয়ানক স্বপ্নে আমি বেশি দেখি আরকি। এই ভীতিকরগুলো। যেগুলো, আমাকে পরের দিন সকালবেলা উঠলে আমি চিন্তা করি, যে আচ্ছা কালকে আমি এটা কি দেখলাম? কেন দেখলাম? এরকম বিষয়গুলো আমার। একই রকমের বলতে পারেন স্বপ্নগুলো। যেগুলো আমাকে প্রত্যেক রাতেই এতটা কষ্ট দিচ্ছে। এবং আপনার বলতে পারেন, যে ওই রাতগুলা, মানে আমি এগুলা, তাড়াতাড়ি করে এগুলা বন্ধ করতে চাই। আমি আজকের রাত নিয়েও এক প্রকারের চিন্তায় আছি, যে আজকে রাতে কি না কি স্বপ্ন দেখি? কি করতে পারি? আসলে, তাৎক্ষণিকভাবে কিংবা কিভাবে দীর্ঘমেয়াদীভাবে কিছু কি করা সম্ভব? আপনি যদি কিছু বলতেন আরকি।
হুম হু। ওকে। বুঝতে পারছি। ওহহো! জ্বি, অবশ্যই সম্ভব। আসলে অসম্ভব বলে তো কিছুই নেই। আ এটা আসলে অভ্যাসগত কিছু পরিবর্তন করার মাধ্যমেও কিন্তু হতে পারে। হয়তোবা এমন আপনার কথা শুনে মনে হচ্ছে, যে আপনার ভিতরে মনে হয়, কোনো জমে থাকা ভয় বা অনিশ্চয়তা বা স্ট্রেস বা অতীতের কোনো অভিজ্ঞতা থেকে এমনটি হয়তো বা তৈরি হচ্ছে, বলে মনে হচ্ছে। তো, সেক্ষেত্রে আসলে আ ঘুমানোর সময় আ মস্তিষ্ক কিন্তু দিনের সব অনুভূতি প্রায় এ প্রক্রিয়া করে থাকে, হ্যাঁ? তো কোনো টেনশন, আতঙ্ক বা বিরক্তি থাকলে সেই অনুভূতিগুলো কিন্তু আপনি স্বপ্নের মাধ্যমে বের হয়ে আসে। এ ধরনের স্বপ্ন বারবার দেখা মানে মস্তিষ্ক এখন বিশ্রাম চাচ্ছে এবং চাপ কমাতে চাচ্ছে। তো, আপনি কি কোনো কিছু নিয়ে কি আসলে অনেক বেশি উদ্বিগ্ন? বা অনেক বেশি আ দেখা যাচ্ছে, যে আপনার আ চাপের সম্মুখীন হচ্ছেন, এমন কিছু কি?
আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, জি আসলে আপনি না একদম ঠিক ধরেছেন এবং আমি এটাই ভাবতেছিলাম আর কি। যে আমি সারাদিন এ যা করি বা যেসব নিয়ে চিন্তাভাবনা করি, এগুলো হচ্ছে এই দুশ্চিন্তাগুলো থেকেই কি আসলে স্বপ্নগুলো আসে কিনা? কারণ আমার জীবনটা আমি বলেছি যেরকম যে পাহাড় থেকে পড়ে যাচ্ছি। আমি মনে করি যে আমি পাহাড়ের ঢাল দিয়েই মনে হয় হাটতেছি। এরকম একটা বিষয়।
আচ্ছা। ও। আচ্ছা।
ঠিক আছে? মানে আমার জীবনটা বলতে পারেন যে ঝুলে আছে। আমি এমন একটা চাকরি করি, কখন যে আমাকে সেই চাকরি থেকে বের করে দিবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। একটা প্রাইভেট জব করি আমি, সেলসে কাজ করি। তো সেলসে কি করতে হয় আমার? আপনার প্রত্যেক দিন একটা নির্দিষ্ট লিমিট আমাকে ক্রস করতে হয়। যে এত টাকার আ পণ্য আমি বিক্রি করব বা লিস্ট করব। এগুলোর জন্য কিন্তু আমাকে মানে ঘুরতে হয় অনেক জায়গায়, অফিসে বসে অনেক কাজ করতে হয়। তো এইগুলা না করলে আবার মাস শেষে যদি একটা লিমিট না হয়, সেখান থেকে বের করে দেয়। তো দিন, দিন এটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। এরকম সেলসম্যানের সংখ্যাও বাড়তেছে দিন, দিন। তারপরে দেখা গেছে যে আপনার ম মানে দোকানে গেলে দোকানদারদের ব্যবহার-ট্যাঁবহার থেকে শুরু করে সবকিছুই আমার এখন ভয় লাগে। আমার দিনের কাজটা করতেও কিন্তু আমার ভয় লাগে, যে এখন কি হবে? কোথায় কো ওই দোকানে গেলে কি করবে? ওই দোকানে গেলেই সে তার সাথে তো ওইটা কথা হয়েছিল। এই পণ্য দিতে বলেছিল, আমি আরেক পণ্য নিয়ে এসেছি। মানে কি বলব? এইগুলা নিয়ে চিন্তায় থাকি সবসময়। তো চাকরির এই যে একটা আর চাকরির বাজার তো জানেনই কি অবস্থা? একটা চাকরি ছেড়ে দিলে আবার কি হবে? তো বলতে পারেন এই স্বপ্নগুলো আসলে আপনি যেটা বলেছেন আরকি যে দিনের ঘটনাগুলোর সাথে সম্পর্কিত। এটা আমিও আপনার কথা থেকে আরো স্পষ্ট হলাম আরকি। কি করতে পারি আমি এখন আসলে?
বুঝতেছি। জি। হুম। ওহহো। জি। হুম। জি। না আসলে আপনি যখন ঘুমোতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ঘুমের পরিবেশটা কিন্তু সবার আগে মেইনটেইন করতে হবে। যে আপনার ঘুমের পরিবেশ ঠিকঠাক কিনা? সেখানে একটু অন্ধকারাচ্ছন্ন রাখছেন কিনা? আসলে একটা ডিম লাইটও যদি জ্বলে এটি কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু আ ব্রেইনের যেই ডোপামিন হরমোন রিলিজ হতে কিন্তু এটাকে বাধাপ্রাপ্ত করে। হ্যাঁ? এবং আপনি আরেকটা বিষয় যদি একটু লক্ষ্য করেন যে আপনার ঘুমানোর আগে আপনি আ screen টাইম দিচ্ছেন কিনা? ফর এক্সাম্পল আপনি দেখা যাচ্ছে আ ফোনে বিভিন্ন কিছু scrolling করছেন কিনা? তো এইগুলা যদি আপনার অভ্যাসে থাকে সেক্ষেত্রে এটিও কিন্তু আ আপনার উচিত যে ঘুমানোর ঠিক ১ ঘন্টা কি ১ ১/২ ঘন্টা আগে, সমস্ত ধরনের screen টাইম থেকে নিজেকে মুক্ত রাখা। এবং যার কারণে কিন্তু আপনার প্রতিদিনের যে স্ট্রেস বা উত্তেজনা এটা কিন্তু অনেকাংশে কমে যাবে। পাশাপাশি আপনি আ ঘুমানোর আগে হালকা উষ্ণ পানি দিয়ে যদি সম্ভব হয় একটু ফ্রেশ হয়ে নিতে পারেন। অ্যা যার কারণে কিন্তু শরীর দ্রুত শান্ত হয়। এবং ৫ থেকে ৭ মিনিট একটু deep breathing করতে পারেন। মানে শ্বাস-প্রশ্বাসজনিত কিছু এক্সারসাইজ। অ্যা সেটা কিন্তু আপনার মস্তিষ্ককে রিল্যাক্স করবে। এবং আপনি আরেকটা বিষয় একটু লক্ষ্য করতে পারেন। আ যদি দেখেন যে আসলে আপনার দিনের যে টেনশন গুলা সেগুলো কিন্তু আপনি চাইলে একটু নোট ডাউন করতে পারেন একটা ডায়রিতে। হ্যাঁ? তাতে করে হবে কি প্রতিদিন আপনি আপনার যেই কাজটা সেটা কিন্তু ট্র্যাক করতে পারছেন। যে আসলে আপনার কোথায় একটু কমতি রয়েছে? বা কোথায় আপনার একটু জোর দেওয়া উচিত? জ্বি? তো আপনার সেক্ষেত্রে কিন্তু মনের চাপটা অনেকাংশে কমে যাবে। এবং চাইলে আপনি ঘুমানোর আগে কিন্তু আ চ আ চেষ্টা করতে পারলে কিছু আ প্রার্থনা রিলেটেড যেমন আপনি কিছু তিলাওয়াত শুনতে পারেন বা আপনি কিছু আ যদি আপনার ধর্মীয় দিক থেকে কিছু জিকির খায়ের করতে পারেন। এটা কিন্তু আপনার আ মানসিক নিরাপত্তাও দিবে। তো আপনার কি মনে হচ্ছে কি যে এই বিষয়গুলো অবলম্বন করলে আপনি যে আ সমস্যার সম্মুখীন হচ্ছেন এটি থেকে নিরসন পেতে পারেন?
আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হুম। যেমন? হ্যাঁ। আচ্ছা। সত্যি কথা। আচ্ছা। না আসলে সত্যিই আমি তো আপনার কথাতে বুঝতে পারতেছি। আপনি যে কাজগুলোর কথা বলেছেন এইগুলা সবগুলাই মনকে শান্ত করার কাজ। এগুলো আসলেই করা আমার খুব আগে থেকেই দরকার ছিল আরকি এখন বুঝতেছি। আ সেই স্ক্রিন টাইম থেকে শুরু করে। কারণ আমি কি করি? ওই চিন্তা কমানোর জন্য মোবাইল ফোনে ঢুকে Facebook এ আপনার ভিডিও দেখা শুরু করি। বিভিন্ন রকমের ভিডিও দেখি তখন ন মানে এত চিন্তা থাকে না। তো তখন কি হয় আবার এই স্ক্রিন টাইমটা অফ করে সাথে, সাথে ঘুমাতেও কিন্তু অনেক কষ্ট হয়। দেখা গেছে আধা ঘন্টা আমাকে চোখগুলোকে একটু শান্তি দিতে হয়। তারপরে ঘুম আসে। তো এইটা আমি অবশ্যই কমানোর চেষ্টা করব। আরো বললেন যে একটু ফ্রেশ হয়ে নেওয়ার ক্ষেত্রে আর একটু আ ধর্মীয় দিক থেকে যদি একটু আধ্যাত্মিকতার বিষয়গুলোর সাথে জড়িত হই সেটাও আমাকে সাহায্য করবে। না সত্যি খুব অনুপ্রাণিত করলেন আরকি আমাকে আপনি। আচ্ছা মানে এই মোবাইল ফোনের যে বিষয়টা আরকি এটা আমি আগেও একবার কমাইতে চেয়েছিলাম। কিন্তু ওইরকম কমাতে পারিনি। কোন কি মানে অ্যা পরামর্শ থাকবে এই ব্যাপারে? যে কিভাবে মোবাইল ফোনের এই রাত্রেবেলা না টিপে থাকতে পারি?
জি। ওউ। <breath> উহ-হম। জি। উহ-হম। জি, জি। জি অবশ্যই। উহ-হুম। আপনি যেটা করবেন, আপনি সর্বপ্রথম নিজের ব্রেইন কে এইটা বলে বুঝ দিবেন, যে আসলে আজকে আমি ঘুমানোর আগে কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস এর কাছ ধারে কাছেও যাব না। তো এটা আপনি চেষ্টা করতে পারেন এভাবে; যে আপনি ঘুমানোর ঠিক ১ ঘন্টা আগে, আপনার মোবাইল, যেটা আপনি বলছেন যে আপনি স্ক্রিন টাইম এ অভ্যস্ত হয়ে যাচ্ছেন। আপনি এটা আপনার হাতের নাগাল থেকে কিছুটা দূর রাখুন। যাতে আপনার আ ওখানে যেয়ে উঠতে যাতে একটু কষ্ট মনে হতে পারে। এমন একটা দূরত্বে আপনি সেটি রাখতে পারেন, ঠিক আছে? তাতে কিন্তু আপনার এই যে ফোকাস টা, মানে ওইটার প্রতি যে একটা আগ্রহ এটা কিন্তু কমিয়ে দিতে পারে। পাশাপাশি আপনি প্রতিদিন চেষ্টা করবেন একই সময় ঘুমানোর। এবং আ এটি কিন্তু আসলে আপনার মস্তিষ্কে একটা নিরাপত্তার সিগনাল তৈরি করবে। এবং চেষ্টা করবেন আ ঘুমানোর আগে এগ যদি সম্ভব হয় একটু কিছু মেডিটেশন করে নেওয়া বা একটু মানে নিজের মাইন্ড টাকে রিল্যাক্স করে নেওয়া, হ্যাঁ? সব ধরণের দুশ্চিন্তা থেকে একটু মুক্ত হয়ে, একাগ্রচিত্তে একটু ঘুমানোর চিন্তা করা আরকি। তো আশা করছি এই বিষয়গুলো আপনি যদি আ প আ আ আপনার জীবনে এটাকে যদি আপনি অবলম্বন করেন, তো এ থেকে হয়তোবা আপনি এই সমস্যাটার সম্মুখীন থেকে আপনি মুক্ত হতে পারবেন। অ্যা তো আপনার জন্য আসলে অনেক, অনেক শুভকামনা রইলো এবং আমি আশা করছি যে আপনি অ্যা বিষয়গুলি একটু মনোযোগ দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তো আপনার জন্য শুভকামনা এবং আপনারকি আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।
আচ্ছা। হুম। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। অবশ্যই। জি। হ্যাঁ আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে অনেক গুরুত্ব দিয়ে শুনলেন এবং বেশ ভালো, ভালো কিছু সমাধানও আপনি আমাকে দিলেন। আপনার অনেক আ সুস্থা সুস্থ আয়ু কামনা করি। ভালো থাকবেন।